দেখেন, মিডেল ক্লাসের ব্যাপারটা যদি আসি, তো ওরা য কখন সাহায্য চায় জানেন? তখন কিন্তু আসলে ভয় লজ্জাকে কিন্তু তারা ভেঙেই চায়। বিশেষ করে মিডেল ক্লাসে যারা আসলে মানে গার্ডিয়ান লেভেলে থাকে, বাবা, বা বড় ভাই, বা বড় বোন, তো সেক্ষেত্রে তারা আসলে লজ্জাটা কখন ভাঙে জানেন? বিশেষ করে যখন তাদের ঘাড়ে অন্যের দায়িত্ব থাকে। বিশেষ করে ছোট কেউ পরিবারের বা বৃদ্ধ বাবা-মা বা হ্যাঁ, হ্যাঁ। তো সেক্ষেত্রে কিন্তু তারা এই লজ্জা ভেঙেই কিন্তু বলে। কারণ সে কিন্তু নিজে কষ্ট করতে চাইলেও কিন্তু পারবে। মানে যত কষ্ট হোক, সে কিন্তু নিজের ক্ষেত্রে ঐ কষ্টটা কিন্তু চালিয়ে <scoffs> যাবে। কিন্তু পরিবারের ব্যাপারটা যখন আসবে না? তখন কিন্তু সে ঐ জিনিসটা সহ্য করতে পারবে না। এটার অবশ্য আরো বিশেষ কারণও আছে। যেটা আমি আপনাকে বলবো অবশ্যই।
জি, জি। জি, জি, জি, জি। কখন? আচ্ছা, আচ্ছা। মানে নিজের বাইরে। হু, হু। জি, জি, জি। কিন্তু কাছের মানুষের কষ্টটা হতে দেয় না। জি, জি, জি। জি, জি, জি। অবশ্যই বলুন।
তো দেখেন, বিশেষ কারণটা এমন যে, প্রায়ই দেখবেন যারা আসলে মিডেল ক্লাসে belong করে, এরা অনেকেই কিন্তু আছে দূরে চাকরি করে। তো, তাদের জীবনকে আপনি যদি আসলে খুব কাছ থেকে দেখে থাকেন, দেখবেন তারা কিন্তু আসলে তাদের মাসিক যে চাহিদা ঐটা কিন্তু বেশিরভাগ <scoffs> টাইমে কিন্তু পূরণ করতে পারে না। বিশেষ করে নিজের ক্ষেত্রে। মানে নিজের জন্য খুবই অহ
জি, জি, জি। পূরণ করতে পারে না। কারণ, দেখা যায় কি যে, ১ টা বিল দিচ্ছে, আরেকটা বিল চলে আসছে এবং মাঝখান থেকে কাছের মানুষকে একটা উপহার দিতে যেয়ে, নিজের জন্যই সেই উপহারটা আর নি দেওয়া হচ্ছে না।
না, সেটা তো অবশ্যই। <chuckles> না, সেটা তো অবশ্যই। তো সেক্ষেত্রে এমন হয় যে, নিজের যে ব্যাপারটা নিজের চাহিদাটা না মিটিয়ে <scoffs> না, সে কিন্তু পরিবারের জন্য কিন্তু সম্পূর্ণ জিনিসটা ঢেলে দেয়। তো এটা দেখার পরে তো সে আসলে কারো কাছে লজ্জা, কিন্তু ব্যাপারটা ক নিজের ক্ষেত্রে কাজ করলেও কিন্তু পরের কাছে হাতটা পাতে না। কিন্তু যখন দেখছে তার আসলে দেয়ালে পিঠ ঠেকে গেছে মানে তারই ঐ ভালোবাসার পরিবার বা কাছের মানুষ কষ্টে আছে। তখন কিন্তু সেই জিনিসটা সে মেনে নিতে পারে <scoffs> না। আর তখন কিন্তু তার লজ্জা, ভয়, ডর ঐটা কিন্তু কেটে যায়। তখন কিন্তু সাহায্যের হাত কিন্তু অন্যের কাছে চাইতেই থাকে এটা।
হ্যাঁ, হ্যাঁ। আসল। জি, জি, জি, জি।